জি। তো আচ্ছা আমি কি আপনার কাছে জানতে পারি যে, আপনি যখন আসলে একটু অবসর সময়ে পান আসলে তখন আপনি কি করতে পছন্দ করেন? মানে বই পড়তে পছন্দ করেন না কোনো সৃজনশীল কাজ আসলে আপনি করেন?
আ আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো আমার ক্ষেত্রে তো বই পড়াটা তেমন একটা হয় না। কারণ আমার আ hobby তে আরকি এটা নাই। আমি just একাডে একাডেমিক যা studies আছে ওইগুলোই পড়ি। কিন্তু এছাড়া বাহিরে গল্পের বই বা বিভিন্ন ধরনের আ বই আছে ওইগুলা আরকি পড়া হয় না তেমন। কিন্তু আমার ক্ষেত্রে আমি আবার ওইযে, আ আমি game বানাইতে আবার পছন্দ আমি game খেলতেও পছন্দ করি। এর জন্য আরকি game বানানো শুরু। তো দেখা যায় যে, আমার আরকি আ এ আ কি বলে Unity app এর মধ্যে C sharp দিয়ে code-টোড করে আরকি, আ game বানানো আরকি অভ্যাসটা হয়ে গেছে আরকি। তো
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা। উম হুম, হুম। এটা কিন্তু বেশ চমৎকার। মানে আমি শুনে আসলে খুবই খুশি হলাম যে আপনি গেম বানাতে পছন্দ করেন এবং আপনি গেম বানান। এটি কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আপনার সৃজনশীলতার আসলে প্রকাশ।
জি, জি।